আচ্ছা, আপনি কি অতিথির পছন্দ জেনে আগে থেকেই menu ঠিক করেন?
হ্যাঁ, এটা আসলে করা হয়। আমার আসলে ভাইয়ের আ মেয়ে আছে। ও কিন্তু আসলে সালাদ খাইতে অনেক পছন্দ করে। তো সেক্ষেত্রে কিন্তু আমি এ যখন ওরা বেড়াইতে আসে তো আম্মুকে আমি কিন্তু আগে থেকেই বলি যে সালাদ আইটেমটা আমি করব। ও কিন্তু আসলে শসা, গাজর যে বিষয়গুলো আছে ওগুলো কিন্তু মানে just গোল, গোল করে এ মানে slice করে কেটে নেয়ার যে ব্যাপারটা এটা কিন্তু পছন্দ করে না। ও কিন্তু বেশ designful একটা মানে পরিবেশন হবে সালাতের আইটেমটা। ও কিন্তু সেভাবে পছন্দ করে। তো সেক্ষেত্রে আমি আসলে চেষ্টা করি। আম্মু আসলে অতটা পারে না এই design গুলো করতে। আমি কিন্তু পারি।
আচ্ছা, আচ্ছা। বেশ দারুণ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। <chuckles> দারুন দা <chuckles> বেশ দারুণভাবে বললেন। আ খুবই দারুণভাবে কিন্তু বললেন যে আপনি আসলে এই যে সুন্দর করে আসলে দারুণ করে আসলে design করে এই যে আপনার আ যারা অতিথি আসে বা আপনার পছন্দের যে আ ভাগিনা না ভাতিজার কথা বললেন তো সেক্ষেত্রে আ ভাইয়ের ছেলের কথা হয়তো বললেন। তো তার ক্ষেত্রে কিন্তু আসলে এমনটা আসলে হয়ে থাকে বা পছন্দের design সেক্ষেত্রে আপনি আগের থেকেই প্রস্তুতি নেন। তো বেশ দারুণ তো। তারপরে আসলে কি করা হয়? যখন আসলে এগুলো আ কেটে পরিবেশনের যে ব্যাপারটি তখন আসলে কেমন আসলে পরিস্থিতি থাকে যদি বলতেন?
হ্যাঁ, একদমই। একদম। আমি যখন এগুলো পরিবেশন করি, তখন কিন্তু মানে ও অনেক খুশি হয়ে যায়। যে আ ফুপি তুমি আমার পছন্দের অ্যা মানে সালাদগুলো এভাবে কেটেছো। এগুলো কিন্তু আমি সব একাই খেয়ে নেব। আমি কাউকে দেব না। <laughs> ও কিন্তু অনেকটা সেরকমই করে। মানে ওর জন্য আলাদাই আইটেম করে সালাদটা তৈরি করা হয় এবং আমাদের জন্য আলাদাভাবে করা হয়। ও কিন্তু একাই দেখা যাচ্ছে আ পোলাও-টোলাও অল্প খায়। কিন্তু ও সালাদ আইটেমটা একটু বেশ পছন্দ করে। ঝাল খাইতে পছন্দ করে। তো সেক্ষেত্রে কিন্তু ঐগুলাই কিন্তু ঘুরে ফিরে মানে বেশি খায়। সাথে তো ওর হচ্ছে আম মানে ড্রিঙ্ক টাইপের যে আই আইটেমগুলো আছে, আ Mojo এই এই সফট ড্রিঙ্কগুলো কিন্তু ও খুব পছন্দ করে খেতে।
আচ্ছা, আচ্ছা। বেশ মজার! আচ্ছা, আচ্ছা। বেশ দারুণ কিন্তু! আচ্ছা, আচ্ছা। মানে এগুলা আসলে সে পছন্দ করে নাকি? আ খাবারের আগে আসলে আপনি নিয়ে আসার চেষ্টা করেন, এমনটাও কি?
একদমই। একদমই।
আচ্ছা, আচ্ছা। বেশ দারুণভাবেই বললেন, যে এইযে রান্নার ক্ষেত্রে বা হচ্ছে পরিবেশনের ক্ষেত্রে, আগে থেকেই এইযে আ মেনু সেট বা সেগুলো ঠিক করে রাখেন। এবং যাতে করে আসলে পছন্দের যে জিনিসগুলো সেটা আসলে হয়। তো খাবার সাজানোর সময় কি আপনি আ কোনো রঙের ভারসাম্য রাখেন কি? বা আসলে কিভাবে আসলে খাবারের টেবিলগুলো অতিথি আসলে আসলে সাজিয়ে রাখতে বেশি পছন্দ করতেন? যদি একটু বর্ণনা কর
এগুলো আমি হ্যাঁ, একদমই। খাবারের টেবিল উম যখন আসলে প্লেট গুলো রাখা হয়, প্লেটের নিচে কিন্তু এক ধরনের গোল টাইপ এর একটা হচ্ছে অ্যা ওটাকে কি বলবো? আমার মনে পড়ছে না। যাইহোক গোল টাইপ এর একটা আইটেম রাখা হয়। যাতে অ্যা খাবার মানে প্লেটে ভাতটা ঢাললেও যেন আ মানে হচ্ছে গরম না হয়ে যায় নিচে। তো এই এই জিনিসগুলো কিন্তু আমি হচ্ছে মানে খুব মেইনটেন
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে ছালা টাইপ এর কিছু একটা দিয়ে দেন, না
হ্যাঁ, হ্যাঁ। তো এই জিনিসগুলো আমি খুব মেইনটেইন করার চেষ্টা করি। অ্যা যাতে টেবিলটা আসলে ডাইনিং টেবিলটা দেখতেও ভালো লাগবে এবং মানে যারা আসলে অ্যা খাবার খেতে বসবে তাদেরও কিন্তু আসলে দেখে অনেক মানে ভালো লাগবে। যে আসলে অ্যা পরিবেশনের যে জিনিসটা পরিবেশন
আচ্ছা, আচ্ছা। মানে রুচি একটা পরিবেশ করার যে ব্যাপারটা।
হ্যাঁ, পরিবেশনই কিন্তু মেইন। আমার কাছে যে যে জিনিসটা আসলে মনে হয়। তো সেক্ষেত্রে কিন্তু আমি পরিবেশনটাই আসলে এ ফার্স্ট প্রেফার করি। পরিবেশনটাকেই হচ্ছে সুন্দর করার জন্য। তো আ যখন গেস্ট যখন আসে তখন কিন্তু ওরা কিন্তু আসলে দেখে খুশি হয় যে "তুমি এত সুন্দর করে করেছ, দেখলে তো ভালোই লাগলো।" <laughs>
আচ্ছা, আচ্ছা। <laughs> দারুণ বললেন কিন্তু খুবই আ দারুণভাবে এই যে একটা অভিজ্ঞতার কথা বললেন যে আসলে আপনি আ খাবারের টেবিল সাজানোর ক্ষেত্রে রঙের যে বিচিত্রতা বা ভারসাম্যের যে ব্যাপারটা বা পরিবেশগত যে দিকগুলো সেটা কিন্তু বেশ আ দারুণভাবে কিন্তু আপনি মানিয়ে নেন আপনার সাথে এবং এটা কিন্তু আসলে আপনার একটা অভ্যাসগত দিক যেটা আসলে বোঝাতে চেয়েছেন। তো আপনি কি আপ আ কখনো এরকমটা আসলে মনে হয়েছে যে আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় না যে, আ টেবিলের যে সেটিংস গুলো সেটা একটু আ ভিন্নভাবে করা হয়। বা এই যে আ টেবিলের যে আসলে সেটআপ গুলো বা সেটিংস গুলো সেটা কি আসলে খাবারের অভিজ্ঞতা বদলে দেয় বলে আপনি মনে করেন? নাকি আসলে আ কি ভাবেন এই ব্যাপারগুলো নিয়ে?
একদমই। হ্যাঁ, একদম। খাবারের সেটিংস গুলো আমি আসলে চেঞ্জ করি। আর খাব ডিআই ডাইনিং টেবিল এর যে মাঝখান বরাবর সেখানে কিন্তু আমি আ ফুলদানিতে দেখা যাচ্ছে প্লাস্টিকের ফুল কিন্তু এখন কিনতে পাওয়া যায়। তো আমি কিন্তু বিভিন্ন ধরনের ফুল অথবা মোমবাটি মোমবাতির হচ্ছে বিভিন্ন ধরণের যে ক্যান্ডেল লাইট গুলা। সেগুলো কিন্তু আ চারই সাইডে দিয়ে দেয়ার চেষ্টা করি। বিশেষ করে যখন আসলে অ্যা ডিনার হয়। তো ডিনার ডেটটাই কিন্তু আমরা আসলে এরকম করার চেষ্টা করি। আর আমার কাছে কিন্তু তখন মানে খাবারের যে পরি মানে পরিবেশনটা সেটা কিন্তু একদম দারুণ দারুণ লাগে। আর সবাই কিন্তু তখন দেখে বলে যে, "তুমি তো দারুণভাবে আসলে পরিবেশন করেছ। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এক সাইড এ ফুলদানি, অন্য সাইডে হচ্ছে ক্যান্ডেল লাইট গুলো দিয়েছ। মাঝখানে খাবারগুলো।" আ এমনকি হচ্ছে ডিনার এর অ্যা যে লাইট গুলো থাকে। ওই হচ্ছে মানে উপরে যে লাইট গুলো দেয়া হয়, দেয়ালের উপরে সেগুলো দে দেখতে কিন্তু আসলে খুবই দারুণ লাগে। আমার কাছে যা মনে হয়।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। <chuckles> একদমই। আচ্ছা, আচ্ছা। <chuckles> একদম, একদম। খুবই দারুণভাবে কিন্তু বললেন। এই যে আসলে আ টেবিলের ক্ষেত্রে যে আসলে আ যে সেটিংস গুলো। বা খাবারের যে মানটাকে উন্নয়ন করে, আপনার কথার মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে যে, আসলে খুব পরিপাটি করে রাখার চেষ্টা করেন। যাতে করে আসলে অতিথি আপ্যায়নের যে ব্যাপারটি, সেটা কিন্তু বেশ অ্যা যথাযথ এবং দারুণভাবে যেন হয়। ব্যাপারটি আসলে সত্যিই প্রশংসনীয়। তো আপনার ক্ষেত্রে আসলে অ্যা এই যে আসলে অ্যা ১ম এ আসলে আপনি বা কোন খাবার বা কোন পদটাকে আসলে আ সার্ভ করতে বা আ পরিবেশন করতে বেশি পছন্দ করেন। মিষ্টান্ন জাতীয় কিছু? না আসলে আ কোন খাবারগুলোকে আসলে বেশি আ ভালো লাগে আপনার কাছে আ পরিবেশন করার ক্ষেত্রে যদি বলতেন?
একদমই, একদমই। <chuckles> একদমই। আমি খাবার সার্ভ করার ক্ষেত্রে, আসলে 1st এ পোলাও, রোস্ট, আ গরুর গোশের যে আইটেম গুলো থাকে, মানে ভারী যে আইটেম গুলো, সেগুলোই কিন্তু আমি সার্ভ করতে পছন্দ করি। এরপরে দেখা যাচ্ছে, যে সবাই আ ভারী আইটেম গুলো খাওয়া-দাওয়া হয়ে গেলো, তখন দেখা যাচ্ছে, ডেজার্ট এর দিকে আমি যাই। আ তখন দেখা যাচ্ছে মিষ্টি, দই, আ তারপরে ড্রিঙ্ক এর যে আইটেম গুলো থাকে, এগুলো কিন্তু আমি দেয়ার চেষ্টা করি। কিন্তু ফার্স্টে আমি ভারী আইটেম গুলোই দিই। কারণ আ সবার আগে, খাওয়ার আগে, কিন্তু ভারী আইটেমগুলো খাইলেই কিন্তু পেটটা আসলে ভরে যায়। তারপরে কিন্তু মিষ্টি খার
আচ্ছা, আচ্ছা। <chuckles> দারুণ কিন্তু। একদমই। একদমই। অ্যা মানে পেট ভরিয়ে দেওয়ার যে ব্যাপারটি, সেদিকটাই আসলে পরিবেশনের ক্ষেত্রে নজর দেওয়া হয়ে থাকে, এমনটি কি?
একদমই, একদমই।
আচ্ছা, আচ্ছা বেশ আ দারুণভাবে বললেন, যে আসলে আ পরিবেশনের ক্ষেত্রে কিন্তু আসলে এরকমটা হয়ে থাকে। তো, এই যে আসলে পরিবেশনগুলো আপনি যখন করেন, তখন আসলে এই যে খাবারগুলো খেয়ে শেষ করে ফেলে একেবারে। তখন আসলে তাদের আ প্রতিক্রিয়া গুলো দেখার জন্য কি কখনো অপেক্ষা করা হয়েছে? নাকি আসলে আ পরবর্তীতে, আসলে সামনেই যাওয়া হয় নাই টেবিলের? <chuckles> যদি বলতেন।
<chuckles> আমি নিজেই আসলে সার্ভ করতে পছন্দ করি। যখন আরকি, টেবিলে এই খাবার আইটেম গুলো দেওয়া থাকে। আ আম্মুও থাকে সার্ভ করতে কিন্তু আমি আসলে নিজে থেকে যখন দেখা যাচ্ছে, কাউকে ২-৪ পিস গরুর গোশ
আচ্ছা, আচ্ছা। মানে নিজের হাতের খাবারগুলো আসলে দেওয়ার অনুভূতিই অন্যরকম। এমনটা কি কিছুটা?
হ্যাঁ। আমার কাছে আসলে সেটাই মনে হয় যে নিজের হাতে যখন আমি খাবার তুলে খাইয়ে দেবো, আর কেউ যখন সেটা তৃপ্তি সহকারে খাবে আমার ক আমার নিজের কাছেই তখন ভালো লাগবে। যে একজন মানে আমার আমি ইনভাইট করেছি, সে এসেছে এবং তৃপ্তি সহকারে এ খেয়ে তারপরে আরকি চলে গেলো। এই জিনিসটা আমার কাছে আসলে অসাধারণ লাগে। এর জন্যে আমি চেষ্টা করি এ যে আম্মু তো রান্না করে কিন্তু আমিও আসলে হেল্প করার চেষ্টা করি। এমনকি মানে সার্ভ করার টাইমে আম্মুও যখন সা
আচ্ছা, আচ্ছা। একদমই। অ্যা আচ্ছা, আচ্ছা। মানে সাহায্যকারী যে ব্যাপারটা ও ওইরকমভাবে নাকি কিছুটা?
হ্যাঁ, হ্যাঁ আমি হচ্ছে এ সাহায্য করার চেষ্টা করি যে যখন আম্মু আসলে আইটেমগুলো আ ও অন্য অন্যদের পরিবেশন করছে সেই টাইমে দেখা যাচ্ছে আমি আমার আব্বু, চাচুদেরকে আমি পরিবেশন করছি। আমার কাছে জি কিন্তু এই জিনিসটা
<chuckles> একদমই, একদমই। বেশ। একদমই, এক বেশ দারুণভাবে কিন্তু বললেন যে আসলে এই যে পরিবেশনের ক্ষেত্রে আপনি কিন্তু বেশ সচেতন এবং অনেক যে ব্যাপারগুলো যে আসলে আপনি অনেক ক্ষেত্রে আসলে দাঁড়িয়ে থাকেন এবং নিজের এ হাত দিয়ে আসলে খাবারগুলো তুলিয়ে দেওয়ার যে ব্যাপারটা সেটা আপনাকে ভীষণভাবে মন ছুঁয়ে যায়। যার কারণে আসলে এমনটি করেন যেমনটা আসলে বোঝালেন। তো কখনো কি আসলে এই যে আ খাবার পরিবেশনের সময় খাবারের যে গন্ধ বা তাপমাত্রা এই ব্যাপারগুলো নিয়ে ক আ কতটুকু আসলে সচেতন থাকেন আপ
একদমই। একদমই। আমি আসলে ওভেনে আ যখন আরকি, কোনো খাবার একটা দেখা যাচ্ছে জমে গেলো, তখন কিন্তু আমি সাথে, সাথে জিনিসটা যেয়ে ওভেনে গরম করে, অ্যা গরম করে নিয়ে আসি। যাতে তারতম্য যে জিনিসটা, সেটা কিন্তু আসলে বজায় থাকে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে খাবার পরিবেশনের যে আইটেমটা আমি খাবার পরিবেশন করছি, সেটা কিন্তু আ ঠিকই থাকে। কারণ রান্না করা হয় দেখা যাচ্ছে যে অনেক সকালে। দেখা যাচ্ছে দুপুরে মানুষজন এসেছে। অ্যা তাদেরকে সার্ভ করতে হবে। তখন দেখা যাচ্ছে জিনিসটা জমে গেল। গরুর গোশের কথাই যদি আমি বলি, জিনিসটা জমে গেলো। আমি কিন্তু সাথে সাথে যেয়ে, ওভেনে যেয়ে কিন্তু অ্যা গরম করে নিয়ে আসি বা যে আইটেম গুলো থাকে মানে
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। একদমই। মানে তাৎক্ষণিক যেন গরম রেখে, যেন স্বাদটা নষ্ট না হয় বা সেটার যে গন্ধ সেটা যেন ছড়িয়ে যায়। এমনটা কি কিছুটা? আচ্ছা, আচ্ছা বেশ দারুন। তারপর কি হলো?
একদমই, একদমই। এই যে ধ্য খাবারের যে আইটেম গুলোর যে হচ্ছে, মানে মানে নষ্ট যাতে না হয়ে যায়, সেই দিকটাই কিন্তু আমি আসলে চেষ্টা করি। যে হচ্ছে ওভেনে করে আসলে যে কথাটা বললাম, যে গরম করে নিয়ে আসি। এমনকি সবাই যখন আরকি খায়, খাওয়া দাওয়া করে ওরা কিন্তু প্রশংসাও করে, যে হ্যাঁ, খাবারের মানটা কিন্তু দা মানে এখনো ভালো আছে বা এত সকালে বা এত রাতে রান্না করেছ, এ জিনিসগুলোর টেস্ট কিন্তু এখন পর্যন্ত একরকমই আছে। কোন কিন্তু নড়চড় হয় নাই। তো সেক্ষেত্রে কিন্তু আমার কিন্তু ভালো লাগে। যে আমি একটা মানে রান্না করতে করতে কিন্তু তার হচ্ছে, এ মানে যে ধারটা সেটা কিন্তু বুঝা বুঝা যায়। যে কখন কোন জিনিসটা রান্না করলে, সেটা আ মানে দীর্ঘ সময় স্থায়ী থাকবে। মানে নষ্ট হবে না।
একদমই, এক এক মানে আপনি একটু সচেতন। যেতে করে আসলে এই যে আ মান যেন খারাপ না হয় বা খাবারগুলো নষ্ট যেন না হয়। তো এই ব্যাপারগুলো নিয়ে সত্যিই বেশ আ দারুণ লাগলো শুনে। যে আসলে আপনি খুব বেশি আসলে এগুলো নিয়ে সতর্ক। তো আপনার ক্ষেত্রে যেমনটি বললেন, যে আ টেবিলে আসলে সাজানোর ক্ষেত্রে আপনিও বেশ, আ সেদিকটা আসলে মনোযোগ দেন। তার পাশাপাশি বিভিন্ন যে দিকগুলো নিয়ে বললেন। তো কখনো কি এরকমটা কোনো বিশেষ কোনো আ ব্যবস্থাপনা রেখেছেন খাবারের টেবিলের ক্ষেত্রে? যে থালা বা বাটি যেটা আসলে, আ বি কোন বিশেষ থালা, যেটা আসলে অতিথিদের ক্ষেত্রেই আসলে পরিবেশন করেন। এমনটা কি আসলে হয়ে থাকে কিনা? যদি
হ্যাঁ, একদম। একদমই। আমি আসলে অ্যা কাঁচের প্লেট ব্যবহার করতে বেশি ভালোবাসি, বা বেশি স্বাচ্ছ স্বাচ্ছন্দ্য বোধ করি। আর আসলে যখন উম মানে অ্যা অতিথিরা যখন আসে আরকি। তখন কিন্তু আসলে ওদেরকে অ্যা স্টিলের থালা বাটি এগুলোতে কিন্তু খাবার দেওয়াও যায় না। তো সেক্ষেত্রে আমি কিন্তু কাঁচের অ্যা গ্লাস অথবা, প্লেট এগুলো কিন্তু আমি আসলে বেশি পছন্দ করি, এগুলোতে সবাইকে হচ্ছে খাওয়াতে বা সার্ভ করতে। তো সবকিছুই আমার আইটেমের ভিতরে সবকিছুই কিন্তু থাকে আসলে কাঁচের টাইপেরই আইটেম আইটেম। যেগুলো আসলে সিরামিক, যেগুলোকে নতুন নতুন যে সিরামিক গুলো উঠেছে এখন। কিন্তু কাঁচের কিন্তু অনেক আগে থেকেই উঠে আসছে। কিন্তু নতুন, নতুন যে আপডেট ভার্শন গুলো আসে, সেগুলোর ভিতরে কিন্তু সিরামিক এসেছে। তো সেক্ষেত্রে কিন্তু আমি সিরামিকটাই কিন্তু দেওয়ার চেষ্টা করি সবাইকে। আর জিনিসটা কিন্তু অনেক আকর্ষণীয় লাগে আমার কাছে। এমনকি সবাই কিন্তু দেখে প্রশংসাও করে যে তোর তোর এই সিরামিকের সেটগুলা কিন্তু দারুন লেগেছে। এগুলোর দাম কত? প্রাইস কত? এইভাবে কিন্তু আমাকে জিজ্ঞেস করে। তখন কিন্তু আমি, তখন কিন্তু আমি বলি। যে আমি অমুক জায়গায় থেকে নিয়েছি।
একদম। একদমই, একদমই একদমই। <laughs> দারুন কিন্তু খুবই। একদমই। একদমই বেশ আ দারুণভাবে কিন্তু বললেন যে আসলে, এই যে খাবারের ক্ষেত্রে আসলে থালাবাসনের যে ব্যাপারটা সেটা খুব স্পেশাল, বা বিশেষভাবে কিন্তু আসলে পরিবেশনের যে দিকটা সেটাও কিন্তু আপনি নজর দেন। বেশ আ দারুণভাবে কিন্তু বললেন। তো কখনো কি আসলে এরকমটা হয়েছে? যেমনটা আসলে বলছিলেন, যে আসলে আ বিভিন্ন যে পদের রান্নাগুলো করেন তো বেশ আ নরমালি ভাবে বললেন। তো কখনো কি কোন ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের ক্ষেত্রেও আসলে গুরুত্ব দেওয়া হয়েছে? অতিথিদের ক্ষেত্রে?
একদমই। আমাদের এখানে শীতকালে আসলে যখন আ খাওয়া-দাওয়া হয় পিঠার উৎসবটায় উৎসবটা কিন্তু বেশি হয়। তো সেক্ষেত্রে কিন্তু আর হচ্ছে আটা দিয়ে কিন্তু নুডলস টাইপের একটা আইটেম করা হয় সেটা কিন্তু সেটাকে বলে সেমাই পিঠা। আর সাথে হয়তোবা হাঁসের মাংস অথবা গরুর গোশ। তো এইটা কিন্তু আমাদের মানে ঐতিহ্যবাহী একটা খাবারের ভিতরে পড়ে। আমরা যখন শীতকালে দেখা যাচ্ছে ভাই-বোন অথবা আ চাচু অ মানে একসাথে হয় চাচু-চাচী।
এক আচ্ছা মানে পো অ্যা আ পরিবারকে নিয়ে আসলে এরকমটা নাকি?
হ্যাঁ, হ্যাঁ সবাই আসলে আত্মীয়স্বজন সবাই যখন একসাথে হই তখন কিন্তু এই আইটেমটা সবাই মিলে কিন্তু করাই হয়। কারণ হচ্ছে দেখা যাচ্ছে এর একটা মেশিন থাকে। সেই মেশিন এ কিন্তু আটা দিয়ে কিন্তু সেটা ঘুরাইতে হয়। ঘুরায়, ঘুরায় কিন্তু সেই সেমাই টাইপের যে জিনিসটা সেটা কিন্তু আসলে বের করতে হয়। পরবর্তীতে সেটা কিন্তু সেদ্ধ করে তারপরে কিন্তু আসলে ভাব দিয়ে যখন সেটা হয়ে যায় পরে দেখা যাচ্ছে গরুর মাংস অথবা আ হাঁসের আ মাংস এগুলো কিন্তু রান্না করে পরে কিন্তু ইয়ে মানে সবাই মিলে খাওয়া হয়। এই জিনিসটা কিন্তু দারুণ লাগে। আর শীতকালে যেহেতু শীত ঠান্ডা থাকে ঠান্ডার ভিতরে এরকম খাবার খাইতে কার না ভালো লাগে। আর এর সাথে এর সাথে কিন্তু অন্যান্য পিঠাও থাকে। পিঠা উৎসবের যে বিষয়টা সেটা কিন্তু এর সাথেই আমাদের হয়ে যায় এক কথায় বলতে গেলে।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। একদমই। মানে পিঠা বা এ ধরনের যে খাবারগুলো সেটা সেটাতে আসলে নজর দেওয়া হয় এমনটা কি?
একদমই।
আচ্ছা, আচ্ছা। বেশ অ্যা দারুণভাবেই কিন্তু বললেন যে আসলে আ বিভিন্ন পদের যে রান্নাগুলো সেটাও কিন্তু আসলে অতিথিদের ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু বেশ আ যথাযথভাবেই করেন। তার পাশাপাশি আসলে এই যে আ বিভিন্ন একটা স্পেশাল আসলে যে খাবার গুলো বা ঐতিহ্য যে এইযে সেমাই বানানো যে ঘোরানো, ঘোরানো নিজেরাই আসলে বানিয়ে সেটাকে আসলে অতিথিদেরকে আসলে দেওয়ার যে অনুভূতি, সেটাও আপনাকে বেশ দারুণভাবে আসলে ভালো লাগাই কাজ করে। তো দেখা যায় যে আপনার এই যে অতিথিগুলো যখন খাওয়ালেন, তখন চলে যাওয়ার পরে আসলে সাধারণত তাদের অনুভবটা আসলে অ্যা কেমন হয়? বা আপনার অনুভূতিটা আসলে কেমন হয়ে থাকে? যদি ব্যক্ত
স একদমই। আ আমার অনুভূতিটা কিন্তু আসলে বেশ ভালো হয় যে আমি এ কাউকে এইরকম একটা আইটেম করে খাওয়াইতে পারছি। তো তারাও খেয়ে আসলে বেশ প্রশংসা করছে। এমনকি অনেকে কিন্তু আমাকে ফোন করে বলেও যে বাসায় যাওয়ার পরে যে হচ্ছে, "আপু জানিস তোর এই আইটেমটা খেয়ে কিন্তু আমার কাছে দারুণ লেগেছে। এর পরের বছর আ আবার কিন্তু খাবো যদি বেঁচে থাকি।" তো আমিও বলি যে "হ্যাঁ অবশ্যই হচ্ছে যদি বেঁচে থাকি অবশ্যই অ্যা খাওয়া হবে।" তো এরপরে আমিও আসলে মাঝে, মাঝে বলি যে "তোরা আয় না। অন্য কোন পিঠা উৎসব আমরা করব।" শীতকালে কিন্তু <giggles> শীতকালে কিন্তু পিঠাই কিন্তু বেশি খাওয়া হয়। পিঠা খাইতে কিন্তু বেশি মজা লাগে। ভাপা পিঠা বলি, কুলি পিঠা বলি বা যেকোনো ধরনের পিঠা বলি না কেনো, এইগুলো কিন্তু বেশিই চলে শীতকালে। তো আমি খে সেক্ষেত্রে বলি যে "আয় তোরা আরেকবার। অন্য কোন পিঠা উৎসব আমাদের হয়ে যাক। <swallows> যেটা খাইতে কিন্তু স খাইতেও ভালো লাগবে। সবাই একসাথে আসব, মজাও কিন্তু হবে। সবার যে হচ্ছে আন্তরিকতাটা সেটাও কিন্তু বাড়বে।" আমার কাছে কিন্তু এটাই মনে হয় যে সবাই একসাথে থাকলে
এক এক বেশ দারুন বললেন। <chuckles> একদম। একদমই। একদমই। বেশ অ্যা দারুণভাবে কিন্তু বললেন যে আসলে এই যে অ্যা অতিথি চলে যাওয়ার পরের যে অনুভূতি তারা কিন্তু আপনাকে আ ভুলতেই পারে না। এবং আপনার খাবারগুলো কিন্তু বারংবার মিস করে যেমনটা আসলে বোঝাই যাচ্ছে। তার পাশাপাশি এই যে অতিথি আপ্যায়নের আসলে কোন কমতি আসলে আপনি রাখতে চায়েননা চান না। আগে থেকেই আসলে মেনু ফলো থেকে শুরু করে তারপরে তাদেরকে কোন টেবিলে খাবার দিবেন, কোনো স্পেশাল বাটি বা থালা সেটাতে আসলে আপনি আগে থেকেই ঠিক করে রাখেন। তার পাশাপাশি আ ভারী যে খাবারগুলো সেটা দিয়েই শুরু করেন। তো আপনার এই যে পরিবেশনের যে অভিজ্ঞতাগুলো অতিথিদেরকে ঘিরে, সেটা কিন্তু শুনে দারুণ লাগলো। সত্যিই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি ভালো থাকবেন।
একদমই। একদমই। আমিও আসলে আপনার সাথে অতিথির বিষয়ে কথা বলতে পেরে, খাবার পরিবেশনের বিষয়ে কথা বলতে পেরে আমারও কিন্তু অনুভূতিটা সেম ছিল। আপনাকেও আসলে আমি ধন্যবাদ জানাচ্ছি।